জীবনটা না অনেকাংশে বিষাদময় হয়ে গিয়েছে। কিছু, কিছু ব্যাপার এবং কিছু, কিছু সমস্যায় এতটা অ ঘনীভূত হয়েছে যে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। এবং এই চিন্তাগুলো না দুশ্চিন্তার আকারে ধারণ করেছে। সবসময় না মাথায় ঘুরপাক খায়। এবং দৈনন্দিন কর্মকাণ্ড না অনেকাংশেই ব্যাহত হয়েছে।
আহহা!
কিক কি করে যে এইগুলো থেকে ভুলে থাকব? বা কি করে যে সমাধান পাবো? এর কোনো কুলকিনারা পাচ্ছি না। এবং মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত, যে এটার মাঝ জন্য আসলে অনেকটা স্বাস্থ্যেরও একটু অবনতি ঘটেছে। কেননা মানসিক এ যে অবস্থা যদি ভালো না থাকে, এটা তো স্বাস্থ্যের সাথে অনেকটা আ সংযুক্ত থাকে। এর জন্য না ম ম মন মলিন থাকে, মন মরা হয়ে থাকি। যেই দেখি সেই জিজ্ঞাসা করে। কিন্তু কাউকে বলবো, সেই দিকে না অনেকটা দ্বিধাধ্বন্দ্বে আছি।
হুম, অবশ্যই।
বন্ধু-বান্ধবকে বলতে গেলেও একটা খানিকটা ভয় ইতস্তত বোধ, যে তারা কটু কথা বলে কিনা বা দেখা যাচ্ছে কোন স বাজে সমালোচনা বা কঠোর সমালোচনা বা হাস্যরস হিসেবে নেয় কিনা? সেগুলোও না আমাকে ভাবাচ্ছে। যদি আমাকে একটা কোনো সমাধান আপনি দিতেন আমার জন্য বেশ ভালো হত।
হুম। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি, খুব জটিল একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন। আ আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাকে সাহায্য করার জন্য। তো আপনি কি আপনার আ সম্পূর্ণ বিষয়টা একটু আমাকে খুলে বলবেন? তাহলে আমার জন্য সুবিধা হয় যে আপনাকে একটু ভালো পরামর্শ দিব বা আপনি এখন যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে যেতে কি করা লাগে সেই পরামর্শটা দিবো।
হ্যাঁ। জ্বী, আসলে বলতেই তো হবে কেননা না বললে তো সমস্যাটা দিন, দিন, প্রকট হচ্ছে। বিশেষ করে এই তো ৩ থেকে ৪ মাস আসলে এত অপ আস্তে, আস্তে, এত প্রকট আকারে এটা আ এগিয়ে যাচ্ছে যেটা আমার জীবন অ যাত্রা বা জীবন উন যাত্রার জন্য যে কর্মকাণ্ড লাগে সেগুলোকে ব্যাহত করছে। আসলে সমস্যাটা হচ্ছে হল কি, মানে এটা মনটা তো খুঁতখুঁতে করে আর কি। শপিং এ যাই, কিন্তু শপিং এ যেয়ে না আসলে কোনটা কিনব একটা নির্দিষ্ট জিনিস কেনার জন্যই তো যেয়ে থাকি অনেক সময়। যেয়ে একটা শার্ট কিনব বা একটা প্যান্ট কিনব বা একটা ঘড়ি কিনব বা একটা ক্যাপ কিনব। কিন্তু এরকম করে যাই ঠিকই, কিন্তু যাওয়ার পরে না পছন্দের জিনিস বা সঠিক যে জিনিসটা কিনতে চাচ্ছি বা মন যেটা চাচ্ছে আমার। অনেকাংশেই সেরকম জিনিস না, পাই না। এবং দেখা যাচ্ছে অনেক সময় অপচয় হয়। এবং জীবন-জীবিকার তাগিদে এত ব্যস্তময় দিন কাটাতে হয়, সেখানে সময়টা পাওয়াটা অনেক দুর্লভ। তার মধ্যেও না এই সময় বের করে যখন যাই এটা য এরকম যখন পাই না, হতাশা এবং বিষন্নতা কিন্তু আমাকে অনেকাংশেই গ্রাস করে। এবং এটা যে একদিন হচ্ছে তা নয়, এটা বার, বার, হচ্ছে কেন হচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন এই বিষয়ে।
হুম। অবশ্যই। হু, উম আচ্ছা, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে, আপনি আ সনাতনী কায়দায় আ শপে গিয়ে, বা শপিং সেন্টারে গিয়ে, আ পণ্য দেখে পছন্দ করে কিনতে ভালোবাসেন। তো আপনি যেহেতু বলছেন, আপনি বিষয়টাতে আ ঠিক বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার আ শপিং করার আ পদ্ধতিটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। তো বর্তমানে কিন্তু অফলাইন শপিংয়ের পাশাপাশি অনলাইন শপিংও খুব জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন ধরনের অ্যাপ বা Facebook, আ Daraz, বা আ আরো কিছু আ যেমন Amazon আছে বাইরের শপগুলোর মধ্যে। এগুলো থেকে যদি আপনি কিনতে পারেন, তাহলে দেখবেন যে, আপনার বাইরে যাওয়ার যে, হ্যাসেল, বা পণ্য পছন্দ হওয়া না হওয়ার যে, সমস্যা, এগুলো কিন্তু অনেকাংশেই দূরীভূত হবে। কারণ এখানে অনেক ধরনের পণ্য আছে, হ্যাঁ? অনেক ধরনের অপশন আছে আপনার জন্য, অনেক ধরনের সেলার আছে। আপনি একটা মুঠোফোনে একটু সময় ব্যয় করে, বা খুব কম শক্তি ব্যয় করে, কিন্তু অনেক পণ্য দেখতে পারবেন। তো আমার মনে হয়, আপনার যে, সমস্যাটা, সেই সমস্যাটা অনলাইন শপিং কিছুটা হলেও সমাধান করে দিতে পারে। আপনি কী আ চেষ্টা করেছিলেন কখনো অনলাইনে শপিং করার জন্য? বা যদি চেষ্টা করে থাকেন, তখন আসলে result টা কী ছিল?
হুম। আচ্ছা। জি। হ্যাঁ। জি, আসলে আপনি বলছিলেন আর আমি ভাবছিলাম। যে, এরকম তো আমার আসলে চিন্তা করা হয়নি। এবং এটা তো আমার সামনেই আছে এটা কেন ভেবে দেখিনি? আসলে হতে পারে যে, দৈনন্দিন অনেক কর্মব্যস্ততা। সাথে, সাথে এইগুলো নিয়ে একটু বেশিই চিন্তা করে ফেলেছিলাম। দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম বলেই এরকম মনে হচ্ছে। আপনি বেশ চমৎকার একটা পথের এ অ আ বা পথকে বাতলে দিলেন, যেই পথে আসলে অনেকাংশেই আমার সমস্যাটা কিছুটা হলেও অক সমস্যা কাটিয়ে ওঠার জন্য ভালো একটা ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে। এই যে, অনলাইনেই তো অনেক সময় যে, দেখতে পারি যে, আসলে কীভাবে কি করব বা কোনটা নিব বা এরকম কী? তা মানে সবই তো আমার এখন হার্টের মুঠোয়। এবং এটা তো একটা ভালো বেশ, বেশ ভালো পদ্ধতি। কিন্তু এই যে, বললেন কিছুটা না দ্বিধা থেকে গেল। যে, আসলে এখানেও তো কোনো কিছু একটু সমস্যা আসলে আছে। এই যে, অনলাইনের থেকেও না আমার একটু বিশ্বাসটাও একটু কম। আত্মবিশ্বাসটা পাওয়াটা না একটু কেমন যেন ইতস্তত লাগে আরকি। অনেকেই অনলাইনের মাধ্যম প্রতারণার শিকার হয়। এই যে, Daraz এ সেলারের কথা বললেন। এই যে, আমি একদিন আমার একটা বন্ধুকে দেখেছি। উনি একটা তারমানে মোবাইলের কাভার চেয়েছেন। উনি চেয়েছেন হচ্ছে হল ও নীল কালারের, উনাকে পাঠিয়ে দিয়েছে কালো কালারের। তো এরকম অনেক সময় অনলাইন এর মাধ্যমে হয়। এইটা কি পুরোপুরি আমার জন্য বিশ্বাসযোগ্য হবে? যদি একটু আপনি আমাকে পরামর্শ দিতেন?
হু, হুম। অবশ্যই। উম। হু, হুম। আসলে আ অনলাইন শপিং এ কিন্তু আপনি যে, বললেন ফ্রড বা প্রতারণা বা একটা পণ্য দেখে আরেক পণ্য দেখানো। ব অব অন্য একটা পণ্য গোছায় গছিয়ে দেওয়ার যে, একটা কালচার বা একটা রীতি এটা কিন্তু আ খুব আ বেশি পুরোনো না বা বা খুব বেশি যে, অসাধারণ একটা বিষয় খুব আনকমন ঘটনা এরকমও না। এটা কিন্তু হয়ে আসছে। তবে আপনি যদি একটু সচেতন থাকেন। হ্যাঁ, একটু যদি বিষয়গুলা নিয়ে একটু খোঁজখবর করেন তাহলে অনলাইনে প্রতারণাটা কিন্তু অনেকটা এড়াতে পারবেন। যেমন দারাজে আপনার একটা বন্ধু প্রতারিত হয়েছে হ্যাঁ, আপনি দেখবেন আ প্রোডাক্ট আ কেনার সময় আ সেখানে কিন্তু প্রোডাক্ট এর অনেক ধরনের রিভিউ দেওয়া থাকে। যারা আ প্রোডাক্ট এর বায়ার, যারা সত্যিকার অর্থে প্রোডাক্ট টা ইউজ করে দেখেছে তারা কিন্তু তাদের মনোভাব সেখানে প্রকাশ করতে পারে। আপনি যদি এব পণ্য কেনার আগে একটু রিভিউ সেকশনটা চেক করে নেন। তাহলে বুঝতে পারবেন যে, আসলে প্রোডাক্টটা কি রকম? যে বা যিনি পণ্য বিক্রি করছেন তিনি কি রকম? বা আপনার এলাকায় যে, আ ইভেন আ যে, আ ডেলিভারি টিম কাজ করে। সেই টিল্ব ডেলিভারি টিম কি রকম? সেটাও কিন্তু আপনি পণ্যের রিভিউ সেকশনে জানতে পারবেন। তো আমি আপনাকে অনুরোধ করব কোন পণ্য কেনার আগে একটু রিভিউ সেকশনটা চেক করে দেখা। তাহলেই কিন্তু আপনি যে, সমস্যাটার কথা বললেন যে, অনলাইনে ধোঁকাবাজি বা ফ্রডগিরি, এই সমস্যাটা একেবারেই মিটে যাবে। তো আপনি কি এটা করার চে চেষ্টা করেছেন কখনো বা রিভিউ দেখার চেষ্টা করেছিলেন?
তা ঠিক। আচ্ছা। হুম। হ্যাঁ। না, আ আসলে আপনি বলছিলেন আর আমি ই চিন্তা করছিলাম এরকম আসলে দেখা হয়নি, এবং এগুলো উম না অনেকের কের মনেই শুনি। অনেকের কেউ কথাই শুনি কিন্তু আসলে এগুলো বাস্তবায়ন করা হয়নি এবং পারতপক্ষে আমি একটু অনলাইনের থেকে কম কেনাকাটাই করতাম। কিন্তু দেখা যাচ্ছে এখন শপিংয়ে কিন্তু আপনার কথা শুনে অনেকটাই আত্মবিশ্বাস বাড়লো এবং সচেতনতা জিনিসটা থাকলে মনে হচ্ছে অনলাইনে থেকে সঠিক পণ্য খুঁজে পাওয়া যাবে কিন্তু আর আমি একটু যদি আপনাকে বলি আমি লোকাল মার্কেটে যখন যাই, এখানে একটু সমস্যা আছে। ওই নির্ধারিত ভালো শার্ট বা ভালো প্যান্ট না আমি পছ খুঁজে পাই না এবং দেখা যাচ্ছে আমার যেমন পছন্দ হয় বা যেইই কোয়ালিটির পণ্য আমি চাই সেরকম জিনিস না আব আমি ইবি তার মানে অনেক খুঁজি কিন্তু সেরকম পণ্য বেলে পেলেও দেখা যাচ্ছে খুব অনেকাংশেই কম। দেখা যাচ্ছে অনেকটা পেলেও রঙটা ঠিকমতো পছন্দ হচ্ছে না বা দেখা যাচ্ছে যে, কাপড়টা কেমন যেন একটু লাগছে রং পছন্দ হলে। তো এই ক্ষেত্রে কি শপিংয়ের জন্য সঠিক পণ্য খুঁজে পাওয়ার জন্য কি আমি কি ব্র্যান্ডের দোকানগুলোকে একটু নির্বাচন করব? নাকি এটা না আমি বুঝে উঠতে পারছি না যদি আপনি আমাকে একটু পরামর্শ দিতেন।
অবশ্যই। উম। আচ্ছা। আচ্ছা আ আপনি যেহেতু আ আবার অফলাইন অ শ শপিং এর সম্পর্কে পরামর্শ চেয়েছেন। আমি বলব আ আপনার মন মতো প্রোডাক্ট পাওয়ার জন্য আপনি আ বড় শপিং মল গুলোতে যান। হ্যাঁ? দেখবেন বড় শপিং মল গুলোতে হয় কি? যে অনেক ধরনের শপ থাকে, অনেকগুলো দোকান থাকে। একটা দোকানে যদি আপনার পছন্দ মতো প্রোডাক্ট নাও পান, হয়তো তার পাশে বা তার আশেপাশে কোন দোকানেও অবশ্যই আপনি আপনার আ পছন্দ মতো প্রোডাক্ট পেয়ে যাবেন। এতে সময় হয়তো একটু বেশি লাগবে বা পরিশ্রম হয়তো একটু বেশি লাগবে। তবুও আমি বিশ্বাস করি যে যেখানে অপশন বেশি থাকবে সেখানে অবশ্যই আপনার মন মতো কিছু না কিছু অবশ্যই পাওয়া সম্ভব। তো আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন যে বড় শপিং মলগুলোতে যদি একটু শপিং করার চেষ্টা করেন, তাহলে আপনার স এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।
আচ্ছা। জি। হ্যাঁ। জি, অনেকাংশে এখন হালকা লাগছে। আর এই যে না বড়ো শপিং মলে আমার তেমন একটা যাওয়া হত না। ওই আমি ছোটোখাটো লোকাল মার্কেটেই যেতাম। এর জন্যই বোধহয় এই সমস্যাগুলো হচ্ছিলো। এবং এটান থেকে না উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। তা আপনি যখন বললেন যে এই যে বড়ো শপিং মলে যাওয়ার কথা এটা আমার মাথায়ও ছিল না। এটা মাথায় আসার পরেই তো মনে হল বেশ তো। এখানে জেলে গেলে তো অনেকাংশেই ভালো মানের পণ্য বা ভালো মানের যে চা চাচ্ছি এবং অনেক অবশনও থাকবে। খুঁজে, খুঁজে, খুব কাছে নির্দিষ্ট জায়গার একটা গণ্ডির মধ্যেই তো সব একটু খুঁজে, খুঁজে, তাড়াতাড়ি সবকিছু আমি বেছে নিতে পারব এবং সময়টাও অনেকাংশে কম লাগবে। এই যে আপনি এত সুন্দর করে কিছু কথা বললেন আমাকে, এখন অনেক দিন পরে না আজকে একটু প্রশান্তি বোধ করছি। মনের ভিতরে আত্মবিশ্বাসটা না বেড়ে গিয়েছে। এবং সাথে যে হতাশা এবং বিষণ্ণতা ছিল সেগুলো অনেকাংশেই কেটে গিয়েছে। এবং কিছুটা মনের ভা ভা ভার তে কমে গিয়েছে। মনে হচ্ছিল মনের উ উপরে একটা বড়ো পাথর দিয়ে চাপা আছে। সেটা আস্তে, আস্তে, সরে যাচ্ছে আসলে বেশ ভালো বোধ করছি। এবং এত গুরুত্বপূর্ণ অ কিছু পরামর্শ দিলেন যেগুলোর মাধ্যমে না আমার মনে হচ্ছে এগুলো বাস্তবায়ন করতে পারলে আমার জীবনটা অনেকাংশেই সেই আনন্দময় আ হয়ে যাবে এবং হতাশা থেকে বের হয়ে আসতে পারব। আপনাকে ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য ভালো থাকবেন।
হু। হুম। হুম। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আমি খুব ভালো বোধ করছি যে, আপনি আপনার সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য একটা দিশা পেয়েছেন বা একটা ভরসার জায়গা পেয়েছেন। আমি আশা করব আপনার সমস্যাটা খুব দ্রুতই কেটে যাবে। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন আপনিও। শুভরাত্রি।
হুম। জি, আপনিও ভালো থাকবেন। স আপনাকেও অসংখ্য ধন্যবাদ।